জ্বী।
না, আপনি আসলে এই বিষয়টা সম্পর্কে বেশ অন্যরকম ভাবে বললেন। এভাবে না আমি আসলে কখনো ভেবে দেখিনি। আসলে কি হয় ওই মানসিক চাপটা এতটাই ছিল যে একটা ভালো, সুস্থ, সুন্দর একটা চিন্তা ভাবনা করব সেটা আসলে অ্যাঁ করে ওঠা হচ্ছিল না। তো সত্যি আপনি বেশ চমৎকার করে বললেন। অ্যাঁ আমারও মনে হচ্ছে যে যদি আমি আসলে এভাবে অ্যাঁ চেষ্টা করি তাহলে আমি মনে হচ্ছে যে আমার সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবো। কারণ অ্যাঁ আপনার ম এই পথগুলো আসলে বেশ দারুণ ছিল এবং আমার জন্য এটা বেশ উপযোগী হবে বলে আমি মনে করছি। তো সত
জ্বী। হুম, হুম। হু, হু। জ্বী।
সত্যি ভীষণ ভালো লাগছে। আসলে অ্যাঁ যে একটা তীব্র মানসিক চাপ, একটা যন্ত্রণা আসলে ভিতর দিয়ে যাচ্ছিলাম। আপনার কথা শুনে না অনেকটা আসলে প্রশান্তি অনুভব করছি এবং আশা করছি যে আসলে আপনি যেরকমভাবে বুঝিয়ে বললেন, হুম। আমি যদি আসলে এই আপনার দেখানো পথটা যদি আসলে অনুসরণ করতে পারি অ্যাঁ তবে দেখা যাবে যে আমি আমার সমস্যা থেকে বেশ খানিকটা আসলে বেরিয়ে আসতে পারবো। তো সত্যি এখন বেশ ভালো লাগছে। নিজের কাছেও হালকা অনুভব হচ্ছে। অ্যাঁ মনে হচ্ছে যেন অনেক দিনের একটা বোঝা আ আসলে মাথা থেকে নামল। সত্যিই বেশ প্রশান্ত অনুভব করছি। এটা আমার জন্য ভীষণ উপকারী হবে এবং আমি আশা করছি যে আ এর ফলে আমি আমার অ্যাঁ সেই স্বাভাবিক সুস্থ রুটিন এ আসলে ফিরতে পারবো। তো এত সুন্দর করে আমাকে বিষয়গুলো অ্যাঁ সময় নিয়ে বুঝিয়ে বলার জন্য আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ।
হু, হুম। হ্যাঁ। জ্বী। জ্বী। উ হুম। জ্বী। উ হুম। জ্বী। হুম, হুম। কোন ব্যাপার নয়। আসলে এই ধরনের সমস্যায় এই ধরনের এ্যা সমস্যা সৃষ্টি হতেই পারে। এটাতে আসলে অত অস্থির হলে চলবে না। আপনি আপনার লক্ষ্যগুলোকে ছোট করে ঠিক করুন এবং সেটাকে ধাপে, ধাপে করার চেষ্টা করুন। হয়তোবা একটু সময় লাগবে বা প্র ১ম দিকে একটু কষ্ট হবে কিন্তু আপনি পারবেন আমরা বিশ্বাস করি। একটা সময় গিয়ে দেখবেন যে আপনি হয়তো মোটামুটি সমস্যাগুলো আপনার কাটিয়ে উঠেছেন। অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে, আপনার সামনের জীবনের জন্য।
উম